আচ্ছা, আচ্ছা। না অবশ্যই এইযে সঞ্চয়ের টাকার যে বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় যে টাকা-পয়সা আসলে সঞ্চয় করাটা না ভবিষ্যতের জন্য খুবই জরুরি। এটা একটা যে অনিশ্চয়তা যে আসে ভবিষ্যতের সাথে যে আসলে কালকে কি হবে, না হবে, তা তো বুঝতে পারছি না, জানতে পারছি না। তো টাকার একটা নিরাপত্তা থাকলে হয় কি যে ওই কালকে যাই আসবে সেটা দেখে নেওয়া যাবে। এমন একটা মনোবল চলে আসে। <chuckles>
একদম। হুম, একদম।
আপনার তো আপনার কি মনে হয় যে এইযে ভবিষ্যতের যে সঞ্চয়ের যে বিষয়টা আপনি যেরকম সঞ্চয় করে আপনি আ যে আজকে কাজে লাগাতে পারলেন সেটা তো হয়তো আপনি বেশ অনেকদিন আগে থেকেই সঞ্চয় করছিলেন। নাকি?
হু। জ্বী, জ্বী। একদম। আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, মানে সঞ্চয়ের যে প্রয়োজনীয়তা এটা আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত যে তার প্রতি মাসে যে একটি মাসিক খরচ আছে, খরচের পাশাপাশি একটা অ্যামাউন্ট রাখা সঞ্চয় করার জন্য। কারণ আসলে প্রত্যেকটা মানুষের জীবনে আসলে সঞ্চয়ের ভূমিকা অপরিসীম। কারণ আমি কারণ সঞ্চয়টা কেনো প্রয়োজন? যে একটা মানুষ তার ব্যক্তিগত একটা প্রয়োজন যেকোনো সময় হতে পারে। এমার্জেন্সি একটা প্রয়োজন হতে পারে। বা ধরেন কেউ মানে ধরেন অসুস্থতার কারণ বা ধরেন কোনো একটি চিকিৎসাজনিত কারণ যেকোনো কারণে একটা মানুষের এমার্জেন্সি টাকা প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু সেই মানুষটা তার, তার বিভিন্ন আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের কাছ থেকে টাকা ধার নেওয়া লাগে। কিন্তু যখন আপনার কাছে সঞ্চয় থাকবে তখন আপনার ভিতরে একটা মানসিক প্রশান্তি থাকবে। উম তারপর, তারপর মনের ভিতরে একটা সাহস থাকবে যে, "না, আমার কাছে কিছু টাকা আছে। আমার যেকোনো সমস্যা financial বিষয় যেকোনো সমস্যা আমি বিষয়টা কভার করতে পারবো।"
হুম। জ্বী, জ্বী। হ্যাঁ। হু, হু। জ্বি, জ্বি। হ্যাঁ। হু, হু। জ্বি, জ্বি। হু, হু। জ্বি, জ্বি। হুঁ, হুঁ। হ্যাঁ। জ্বি, জি। হু, হু।